হ্যাঁ স্বাভাবিক। এ তবে এই যে আপনার যে অভিজ্ঞতাটা শেয়ার করেন হয়তোবা আপনি এ ছোটবেলা থেকেই ইংলিশ ব্যাকগ্রাউন্ডে লেখাপড়া করেছেন, যে কারণে হয়তোবা বাংলা ভাষা থেকে বলা থেকে হয়তোবা একটু দূরে সরে গিয়েছিলেন। তো আপনার জায়গায় তো দেখা যায় আপনার আপনি ঠিকই আছে আসলে দেখা যাচ্ছে সবকিছু ইংরেজিতে পড়ার কারণে অনেক সময় হয়তোবা একটা ইংরেজি টান চলে আসে অথবা একটা দেখা যাচ্ছে যে কথার মধ্যে হ্যাঁ একটা ইংলিশ ওয়ার্ড চলে আসে। তবে অনেক ক্ষেত্রে আসলে দেখা যায় যে সে হয়তোবা সারাজীবন বাংলাতেই পড়ে এসেছে। আবার হতে পারে সে ইংরেজিতে খুব একটা ভালো না। কিন্তু তারপরও দেখা যাচ্ছে একটু ইংরেজিতে টান দিয়ে কথা বলার চেষ্টা করে কোথাও গেলে। বা এই যে ইংলিশ ওয়ার্ড গুলো ইউস করে। তো আপনার কাছে কি মনে হয় আসলে আপনার জায়গা থেকে তো আপনি আসলে কিছু করেননি। আপনি সেখ ঐভাবেই বড় হয়েছেন, চেষ্টা করছেন। কিন্তু যারা আসলে এই অবস্থায় থেকেও আসলে এভাবে বলছে, এটা কি আপনার কিছু মনে হয় যে কোনভাবে একটু মানে ইচ্ছাকৃত বা বা মাধুর্য বলে কথা বলার চেষ্টা করছে নাকি তাদের ক্ষেত্রেও এটা ন্যাচারালি হচ্ছে?
হুম। হ্যাঁ, একটা গোলমাল পেকে যায় তখন। হুম, হুম, হুম। হ্যাঁ। জি। না, এটা আসলে আমার মনে হয় যে সাংস্কৃতিক একটা ওভারল্যাপ যেহেতু হচ্ছে যে এখন দেখবেন অ্যা বেশিরভাগ ছেলেমেয়েরা আ ছেলেমেয়েরাই কিন্তু তারা দেখা যাচ্ছে যে আ বিভিন্ন সংস্কৃতির সাথে কিন্তু তারা পরিচিত হচ্ছে। যেহেতু একটা গ্লোবালাইজেশন এর যুগ, হ্যাঁ? আপনি পাশের দেশে ভারতের যে ভাষা আপনি এগুলো দেখতে পাচ্ছেন। আপনি পাকিস্তানি ভাষায় সিরিয়াল দেখছেন। ঠিক আছে? আপনি এরকম ইংরেজি ভাষা কিংবা হচ্ছে যে আ এরকম পশ্চিমা সংস্কৃতি এগুলো আপনি ধীরে ধীরে নিজের মধ্যে ধারণ করছেন। তো ওটার একটা এরকম আ ইফেক্ট কিন্তু আসলে দেখা যায়। হ্যাঁ? ওই যে জিনিসটা কিন্তু আপনি সবার মধ্যে দেখবেন যে ধীরে ধীরে এমনকি যারা হয়তো আ বাংলাতে অনেক বেশি পড়ালেখা করেছে। তাদের মধ্যে কিন্তু কথা বলতে গেলে কিছু না কিছু ইংরেজি শব্দ এগুলি ঢুকে যায়। এমনকি আমাদের দৈনন্দিনের ভাষার মধ্যেও হ্যাঁ? অনেক এরকম শব্দ কিন্তু আছে যেগুলো হয়তোবা আমরা এরকম ফরাসি কিংবা হচ্ছে যে ইংরেজি থেকে কিন্তু এরকম আ ধার করে নেওয়া হয়েছে শব্দগুলো। ঠিক আছে? এই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি দৈনন্দিন জীবনে। তো হ্যাঁ আমার মনে হয়েছে আসলে এই ধরনের শব্দগুলোই চলে আসাটাই, এটা এখন খুব স্বাভাবিক হয়ে গিয়েছে। ঠিক আছে? মাঝে মাঝে হ্যাঁ একটা পরিবর্তন, একদম।
সেটা ঠিক বলেছেন। হ্যাঁ। আচ্ছা। বুঝতে পেরেছি। এখন আপনি বলতে চাচ্ছেন যে সময়ের সাথে সাথে মানুষ যেহেতু আসলে মানে আধুনিক হচ্ছে এবং এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউস করছে বা দেখা যাচ্ছে অনেকটা ডিজিটালাইজড হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে হয়তোবা আসলে সবার মধ্যে এই ধরনের বিষয়গুলো চলে আসছে। হুম, হুম।
হা জি। হ্যাঁ, মানে ইচ্ছাকৃতভাবেই যে আসলে সবকিছু বলছে এমনটা না। অনেক সময় দেখা যায় যে আসলে সাবকন্সিয়াসলিও কিন্তু আ এরকম আসলে কথাবার্তা চলে আসে কথা বলতে গিয়ে।
না সেটা তো অবশ্যই।

হ্যাঁ, এমন তো হতো। আমাদের বাসার মধ্যে যে একটা এরকম কাঁচের ১ টা বইয়োম ছিল। ঠিক আছে? ওই বইয়োমের মধ্যে হচ্ছে যে, যখনই আমরা আ কোন একটা ইংরেজি শব্দ ব্যবহার করতাম, বাসায় মধ্যে। ঠিক আছে? তখন হচ্ছে যে আমাদের এরকম হাত খরচের থেকে কিছুটা টাকা, ওই জায়গায় রাখতে হত যে, ৳১ র, ১ টা কয়েন আমরা ওই জায়গায় রাখতাম। ঠিক আছে? আবার দেখা যেত যে, আ যেহেতু এরকম বাংলা ভাষার চর্চাটা অত বেশি হত না। ঠিক আছে? যতটুক হতো শুধু, আ বাসায় থাকলে তখন বাংলা নিয়ে হয়তোবা কথা বলা হত। আ বাবা-মা'র সাথে এই ব্যাপারে হয়তোবা কথাবার্তা বলতাম, সাধারণ কথাবার্তা হলে। তো তখন কিন্তু আমরা আ বাসার মধ্যে আসলে যে অন্য যেসব চ্যানে অ্যা চ্যানেল যেগুলি ছিল, বিদেশী চ্যানেল যেগুলি ছিল, ঠিক আছে? টিভির মধ্যে ওই চ্যানেল গুলি আসলে লক করে দেওয়া হয়েছিল। যে শুদু এরকম বাংলা ভাষী চ্যানেল যেগুলি আছে, শুধু বাংলাভাষী চ্যানেল গুলি আমাদের জন্য এরকম রাখা হয়েছিল। যাতে বাংলা ভাষাটার মধ্যে যাতে একটা পারদর্শিতা যাতে মোটামুটি চলে আসে, কিংবা বাংলা ভাষাটা যাতে আয়েত্ত করতে পারি। আবার এই যে যখন এরকম আ ঘুমাতে যাওয়ার সময়, হ্যাঁ? যখন গল্প-টল্প বলা হতো, ঠিক আছে? গল্প বলায় ক্ষেত্রেও আ তখন দেখা যেত যে আসলে, বাংলা গল্পগুলি বেশি প্রাধান্য দেয়া হচ্ছে যে, ঠাকুমাঝুরি কিংবা অ বিভিন্ন ধরনের বাংলা ফেবল যেগুলি ছিল, এগুলি তখন বলা হত। তো হ্যাঁ, ইয়া মোটামুটি আসলে এর কারণেই মনে হয় যে, কিছুটা হলো ওই একদম, হ্যাঁ।
জি। ওহো! খুবই জটিল পরীক্ষা। আচ্ছা। হু। বাহ! খুবই চমৎকার! বুঝতে পেরেছি। তাদের প্রচেষ্টা আসলে অনেক বেশি ছিল, আপনার কথা শুনে বোঝা যাচ্ছে। তো আপনার কাছে কি মনে হয়? মানে যদি আপনার বাবা-মায়ের আপনি যেটা বললেন আসলে, বোঝাই যাচ্ছে আসলে কতটা আসলে তাদের চেষ্টা ছিল বা অ্যা মানে কো মানে দেখা যাচ্ছে আগ্রহের জায়গা ছিল যে, তারা অ্যা আপনার বিভিন্ন চ্যানেল গুলো লক করে দিয়েছে। বা বাংলাতে সবসময় অ গল্প বলার জায়গা থেকে, সবকিছুই। মানে আপনার কি মনে হয়, তারা যদি আসলে মানে ভাষা শেখার জায়গায় যদি একটু এতটা হ হয়তোবা যদি কঠোর না হতো, তাহলে কি শেখাটা আপনার জন্য সহজ হত কিনা?
হুম। উম জি।

আম দেখেন এটা আসলে আমার মনে হয় কি চিন্তাভাবনাটাকে অনেকটাই এরকম বিস্তৃত করে দিয়েছে। হ্যাঁ? যে আমি কিন্তু এখন আ চিন্তার দিক থেকে মনে হয় যে অনেকটাই একটু লিবারেল হয়ে গিয়েছি। ঠিক আছে? যে আসলে আ কারণ নিজের সংস্কৃতির পাশাপাশি এখন কিন্তু অন্যের সংস্কৃতিটা বোঝার চেষ্টা করি। ঠিক আছে? অন্যের সংস্কৃতিটাকে আমি শ্রদ্ধা করার চেষ্টা করি। আমি হ্যাঁ অবশ্যই যে এরকম আসলে আ ভিন্ন ভাষার মাধ্যমে কিন্তু আ আমার জন্য আসলে তাদের সাথে কমিউনিকেট করা তাঁদের বোঝাটা এটা অনেকটাই সহজ হয়ে গেছে। তো আমি বলব যে আ এইযে আপনি যদি এরকম দোভাষী হয়ে থাকেন হ্যাঁ? বা যদি আসলে আ অনেক ভাষা যদি আপনার জানা থাকে তাহলে এটা কিন্তু ভবিষ্যতে অনেকটাই সাহায্য করে। আপনি আসলে আ মানুষজনের সাথে কথা বলতে কিংবা আপনার জ্ঞান বাড়াতে এটা বেশ দারুণ কাজে দেয়।
আচ্ছা, আচ্ছা। খুবই ভালো। তাতো অবশ্যই। বুঝতে পেরেছি। আচ্ছা আপনি তো বললেন, যে আসলে দোভাষী শিখে আপনার আসলে অনেক উপকার ই হয়েছে। তবে এমন কি কোনো অভিজ্ঞতা হয়েছে যে ভাষার পার্থক্যের কারণে আপনি হয়তোবা কোনো জটিলতা অথবা বিভ্রান্তিতে পড়েছিলেন। এই ধরনের কি কোনো অভিজ্ঞতা আপনার হয়েছে কিনা?
হুম। আ হ্যাঁ, এটা তো অনেকটা সময় হয় যে দেখা যেত। আ যেহেতু বললাম যে আমার পুরো আসলে মানে পড়াশোনাটা ছিল যে ইংরেজি মাধ্যমে। তো ইংরেজিটা তখন অনেক বেশি আসলে এরকম চর্চা করা হতো। যার কারণে মানে ধীরে, ধীরে আমি বাংলাটা আসলে বলাটা আমার জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছিল হ্যাঁ, একটু সরে যাচ্ছিলাম। তো কিন্তু এখন আসলে যেটা হচ্ছে গিয়ে দেখবেন যে বেশিরভাগ মানুষ কিন্তু বাংলা আর ইংরেজির একটা মিশ্রণ মিশিয়ে কিন্তু আসলে কথাবার্তা বলা হয়ে থাকে। তো এটা কিন্তু হ্যাঁ একদম। তো তখন থেকে হয়তোবা এটার একটা প্রচলন শুরু হয়ে গিয়েছে। একটা আ সংস্কৃতির একটা মিশ্রণ। আমি বলব তখন থেকে আসলে শুরু হয়। তো হ্যাঁ এইযে এটার জন্য মাঝে, মাঝে এরকম একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে যে যখন দেখা যেত যে আ ম মাতৃভাষা দিবসে ঠিক আছে, ভাষা নিয়ে যখন কোনো একটা এরকম অনুষ্ঠান করা হতো, ওই জায়গায় গিয়ে আ মাঝে, মাঝে এরকম আমরা কিছু প্রোগ্রামের স্পিচ দিতাম ঠিক আছে কিংবা হয়তোবা আম কোনো একটা ফাংশন এরেঞ্জ করা হতো হ্যাঁ, তো ওগুলির মধ্যে দেখা যেত যে কথা বলতে গেলে মানে মাতৃভাষা দিবসেও তখন ইংরেজি ভাষা ঢুকে পড়ত। ঠিক আছে বাংলা ভাষার পাশাপাশি। তো এইটা কিছুটা বিব্রতকর ছিল। হ্যাঁ? আ যতটুক সম্ভব চেষ্টা করেছি যে আসলে এগুলি থেকে যাতে একটু হলেও আসলে বের হয়ে আসতে পারি যে নিজের ভাষার প্রতি কিংবা নিজের সংস্কৃতির প্রতি যাতে টানটা যাতে আসলে ধরে রাখতে পারি। আমি কিন্তু পরে থেকে আসলে এটা চেষ্টা সবসময় করে এসেছি।
বাংলা ভাষা থেকে একটু দূরে সরে গিয়েছিলেন আরকি। আচ্ছা। বাংলিশ ভাষা বলা হয় সেটাকে। <chuckles> ঠিক বলেছেন। জি। দু-একটা চলে আসে। <chuckles> আচ্ছা।